উ আ বিগত আ কয়েক মাস থেকে আমি আ নিজের মধ্যে একটা অস্বস্তি অনুভব করছি। আসলে কীভাবে কি করবো না করবো, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, ভবিষ্যতে কি হবে, কোথায় যাবো। তো সব বিষয় মিলিয়ে একটু আ সন্ধিয়ান হয়ে পড়েছি। এবং যে বিষয়টা কাউকে শেয়ার করবো কিংবা বলবো কাকে বলবো, কিভাবে বলব কিংবা বন্ধুবান্ধবকে যদি বলি আ তারা হয়তোবা কি মনে করে। আবার যদি এই বিষয়টা পরিবারকে বলি পরিবারের লোকজনও হয়তোবা মনে করতে পারে আ যে, "দেখো এখন আ সে বড় হয়ে গেছে, আমাদেরকে এ এসব কথা শুনাচ্ছে।" তো বিষয়টা আমি যে কাকে কিভাবে বলবো মানে খুঁজে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে ভাবলাম যে বিষয়টা একটু আপনাকে এ বলি এবং আপনার কাছে শেয়ার করি। যদি আপনার কাছে একটা পরামর্শ পাই তাহলে আমার জন্য খুব ভালো হতো আরকি।
হু। ও আচ্ছা। না আসলে আপনার কথা এ শুনে মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি বেশ একটু এলোমেলো অবস্থায় আছেন আরকি। হ্যাঁ?
জ্বি।
এগুলি আসলে একটা মানুষের আ জীবনের একটা অংশই বলা যায়। হ্যাঁ কিন্তু আপনার অবশ্যই এটা একটা মানুষের সমস্যা। আপনি কি একটু নির্দিষ্ট করে বলবেন আসলে, কোন বিষয়টা নিয়ে আপনি ইদানিং বেশ একটু উদ্বেগের মধ্যে আছেন?
হুম। হ্যাঁ দেখেন একটা বিষয় এ্যা বর্তমান সময়ে যেটা হচ্ছে প্রতিটা দ্রব্য মূল্যের যে একটা উর্ধ্বগতি এ্যা সেটা তো আছেই পাশাপাশি যে কোনভাবে যে লাগাম টেনে ধরবেন, সেটারও কিন্তু উপায় নেই। আর যেহেতু এ আমরা হচ্ছে এ্যা নিজেদের কোন জমিজমা নেই আমরা আবাদসুবাদ করি না। এ্যাঁ যদি নিজের জমিতে ফসল ফলাইতাম অথবা শাকসবজি করতাম অথবা ছাদে যদি বাগান লাগানোর ব্যবস্থা করতাম, হয়তোবা অনেকাংশে ওখান থেকে রেহাই পেতাম। কিন্তু যেহেতু আমাদেরকে এ্যা সবকিছু কিনে খেতে হয়, এ্যা যে আমাদের নির্দিষ্ট একটা এ্যা বেতন কাঠামো আছে, যে সেলারি পাই এ্যা সেখান থেকে আ এ জীবন পরিচালনা করার যে এ্যা দায় দায়িত্ব সেই অর্থের উপরেই কিন্তু আছে। তো তখন যখন নির্দিষ্ট পরিমাণে এ্যা একটা টাকা থাকে আপনার হাতে কিংবা আমার হাতে সেই টাকা দিয়ে আসলে আমি এ্যা যে পরিমাণ এ্যা খরচ করি, কিংবা যে পরিমাণ ব্যয় করি তো ব্যয় করার ফলে যে এ্যা আমার মাস শেষে দেখা যাচ্ছে আমার হাতে কিছুই থাকে না। এই বিষয়টা এ্যা আমার কাছে খুবই খারাপ লাগে। যে আমি আসলে এ্যা কোনভাবে কুলায় উঠতে পারতেছি না। এক্ষেত্রে দেখেন আমার পরিবারের যে লোকজন আছে তাদের ব্যয়, আমার নিজের ব্যয় আর কি অ্যাকচুয়ালি আমি যে বাজেট টা তৈরি করব, কিভাবে কিভাবে বাজেট করবো, কিভাবে সঞ্চয় করব। তো এই বিষয়গুলো নিয়ে আমি সার্বিকভাবে এ্যা এত চিন্তা ভাবনা করতেছি মানে দুশ্চিন্তায় আমার দিনটা কেটে যাচ্ছে। এ্যা এই বিষয়ে যদি আমাকে আসলে পরামর্শ দিতেন আমি কি করব?
হুম, হু। হুম। হুম। হু, হু। হুম। হুম। হুম। আসলে এটা একটা খুবই মানে বাস্তবিক সমস্যা এবং এই সমস্যাটা একটা মানুষের জীবনের মৌলিক সমস্যার মতোই আরকি খুবই পীড়াদায়ক। এবং এই সমস্যা থেকে আসলে উত্তরণের জন্য মানে এই অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী এবং একটা সাউন্ড জীবনযাপন করার ও মানে এর জন্য যে বাধাটা আপনি ফেস করছেন এটা আসলেই একটা উদ্বেগের কারণ।
হুম। জি।
আচ্ছা একটা জিনিস যেমন আমরা আপনার কথা শুনে যেটা বুলি বুঝলাম আসলেই তা আসলে নির্দিষ্ট আয়ের মধ্যে। এই দ্রব্য মূল্যের বাজারে আসলে জীবনযাত্রা মেইনটেইন করা খুবই ডিফিকাল্ট। আপনি কি কোন সময়ে মানে এই যে আয় এবং ব্যয়ের। যে একটা মানে সামঞ্জস্য বা অসামঞ্জস্য যে হচ্ছে। এটা তো ধরেন আপনি উম আ ফিল করেছেন। কিন্তু এর জন্য আপনি কি কোনো আ নি নির্দিষ্টভাবে কিছু সময় বের করে ওগুলো কি আইডেন্টিফাই করতে পেরেছেন? যে এই ক্ষেত্রে আমার এই ব্যয়গুলি হচ্ছে বা এই ক্ষেত্রে এই আয়টা থেকে আমার এই ব্যয়টা একটু সংকোচনের উপায় আছে। বা এই ব্যয়টা আমার আরেকটু অ্যাডজাস্ট করা যায়। এরকম কোন মানে নিজে, নিজে কোন এনালাইসিস কি করেছিলেন? এই আয় ব্যয়ের
হুম। জি। না এ এভাবে কখনো করে দেখা হয়নি কারণটা দেখা যাচ্ছে যে আ আমরা যেহেতু অ বিশেষ করে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান সেক্ষেত্রে আমার যে অ্যা ইনকামটা আছে সেখানে যে আসলে লাগাম টেনে ধরবো, কিংবা যে আয়-ব্যায়ের একটা হিসাব-নিকাশ করবো সেটা হয়ে ওঠে না। কারণ আ একটা তো আমার আমি যেহেতু শহরে বসবাস করি, আমার পরিবারে বসবাস করতেছি গ্রামে তো ২ জায়গায় ২ অ্যা রকম একটা বাজেট রাখতে হয় আসলে। আর কোথায় কয় টাকা দিবো? এটা কিন্তু একটা idea থাকে। কিন্তু কোথায় কত টাকা খরচ করবো, কি খরচ করবো এটার কোন হিসাব থাকে না। কারণ আমি আমার যে আ অফিস যাওয়া আসা, আমার হচ্ছে অ্যা monthly খাওয়া-দাওয়া, তারপর হচ্ছে পকেট মানি আ এইসব বিষয় মিলাইয়া আ একটা হিসেব আমার কাছে থাকেই কিন্তু যখন গ্রামের বাড়ির মানুষজন আ অ্যা পাঠাইতে হয় কিংবা খরচ করে। হুট করে দেখা যাচ্ছে অ্যা বাবা-মায়ের ওষুধপত্রের দরকার পড়ল। ডাক্তার দেখাইতে দরকার পড়ল। আবার দেখেন আ ছোট ভাই-বোন আছে কিংবা, স্ত্রী আছেন তারা অনলাইনে হুট করে কিছু আ দেখল। অ্যা দেখার পরে না বলে অর্ডার করে দিছে, দেওয়ার পরে বলতেছে যে এই জিনিসটা অর্ডার করছি আমাকে টাকা দেন। তো এই বিষয়গুলির কারণেই যে একটা নির্দিষ্ট বাজেট অথবা যে সঞ্চয় পরিকল্পনা উম শুরু করব সেটাও করতে পারি নাই।
আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। এক্সাক্টলি। বুঝতে পেরেছি। আসলে এটা খুবই ই সমস্যা। একটা নির্দিষ্ট যদি আপনার আ সোর্স অফ ইনকাম থাকে। সেখান থেকে কারণ যদি কোন সঞ্চয় আর আপনি যদি প্রতি মাসে যে ব্যয়টা করেন। ওইটার সাথে যদি ই কিছু না কিছু সঞ্চয় এ না থাকে তাহলে অনেক সময় ঐ যে আপনি বললেন, অনেক ডিমান্ড আপনি হয়তো ফুলফিল করতে হয়। দেখা যাচ্ছে কোন মাসে দেখা যায় ওষুধ কিনতে হবে। কোন ও আপনার আত্মীয় বা আপনার ভাইয়ের কোন ডিমান্ড ফুলফিল করতে হবে। এক্সট্রা টাকা খরচ হয়ে যায়। ওই টাকা তো যারা নির্দিষ্ট আ ইনকাম করে তাদের সঞ্চয় থেকে ওইটা চলে যাচ্ছে। হ্যাঁ? আবার এ ইদানিং যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা একটা জাতীয় সমস্যা। হ্যাঁ? তো এইখানের যে ই ইটা আসলে আম আমরা মোকাবেলা করার মন ওম জন্য আমার মনে হয় যে আপনি এ যেমন, যেসব দ্রব্যমূল্যর এখন একটু উর্ধ্বগতি বা ধরেন আমাদের খাবার দাবারের পুষ্টিগুন বজায় রেখে যেগুলিক কোন মানে কম মূল্যে আমি পুষ্টি পেতে পারি। কি মিনিমাম এফোর্ট, ওই জিনিসগুলি একটু মনোযোগী হো হওয়া দরকার। আরেকটা জিনিস যেটা যদিও জিনিসটা খুবই একটু <clicks tongue> হয়তো ইয়ে, আমাদের আসলে ইনকাম সোর্স এর একটা জায়গার উপর নির্ভর না করে আরো কিছু মানে মাল্টিপল আ মানে এ স্কোপ তৈরি করার চেষ্টা থাকা উচিত। ধরেন এখন অনেক কিছু আছে যেমন আ আপনি যেটা বললেন। আপনার কথা শুনে বললাম যে আপনি একটা ফিক্সড ইনকাম করেন, তাইতো? একটা জায়গা থেকেই। এখন হয়তো এ ইদানিং অনেক কিছু আছে যেমন অনেক এ মানে অনেক কিছু করে বা অনেক আ দেখা যায় যে আপনি যদি কোন স্কিল আপনার থাকে। সেই স্কিলের জন্য টুকটাক কিছু করে আপনি ওটা দিয়ে অনলাইন প্লাটফর্ম আছে, ডিজিটাল প্লাটফর্ম আছে। ওখান থেকেও কিছু বাড়তি আয়ের কিছু সুযোগ তৈরি করার সুযোগ এ এখন আছে। এটা কিন্তু পাওয়ার অফ আ আ সোশ্যাল মিডিয়া বলেন বা ই ইন্টারনেটের পাওয়ার বা মানে একটা শক্তি আরকি। হ্যাঁ? সো এই এটার বাইরেও মানে অনেকে দেখা যায় যে অনেক কিছু এ অর্ডার ইয়ে করে বা হয়তো দেখা যায় যে পার্ট টাইম ওম ২, ১ জায়গায় একটু ইয়ে করবে। ওখান থেকে কিছু এক্সট্রা ইনকাম হয়। তো সেটা হইল হলে হয় কি? আপনার একটা অ্যাডজাস্টমেন্ট এবং ওই এক্সট্রা ইনকামটা আপনার এই ওম এই যে খরচের বা এই সঞ্চয়ের ইয়ে এ গুলির সাথে আপনাকে সমাজস্য অবস্থায় নিয়ে যেতে পারে। আপনি কি এভাবে কখনো চিন্তা করেছেন?
জি। হুম। হুম। জি। হু। আচ্ছা। হুম। আচ্ছা। হু। জি। না, এভাবে কখনো চিন্তা করে দেখা হয়নি। তো আপনি যেহেতু বললেন আমি পরবর্তীতে বিষয়টা নিয়ে আ ভাববো। কারণটা হচ্ছে যেহেতু আমার নির্দিষ্ট একটা ইনকাম সোর্স। তো সেখান থেকে যেহেতু আমি কুলাইতে পারতেছি না। তো সেহেতু আমাকে আ একটা অল্টারনেটিভ চিন্তাভাবনা আমাকে রাখতে হবে। বিকল্প ব্যবস্থা যদি আমি না রাখি, তাহলে আ আমার যে ভবিষ্যৎ আ এ যে সঞ্চয় করা যে বিষয়গুলি থাকছে আ সেখানে আমি আর আ এগুতে পারব না। কারণ হয়তো বা আজকে ছোট, ছোট বিপদ আপদ আছে, হয় আ ভবিষ্যতে গিয়ে অনেক বড় ধরনের বিপদও আসতে পারে। তখন আমি এ্যা টাকা-পয়সা কোথায় পাবো? তো সেক্ষেত্রে আপনি আ ঠিকই বলেছেন যে আ আমি যদি এ এ অল্টারনেটিভ অথবা বিকল্প যে এ ব্যবস্থা করতে পারি বিভিন্ন ধরনের স্কিল শিখে আ অথবা আমার এ যে ইনকামটা আছে সেখান থেকে ৫০০ অথবা ১০০০ টাকাও হলে যদি আমি জরুরি তলেও তহবিল করতে পারি। আ তাহলে দেখা যাবে যে আমার যে ভবিষ্যতে যে বাজেট আ সেটার আ আমি করতে পারবো। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আরেকটা বিষয় আছে যে আমি আসলে আমার যে জরুরি তহবিলটা করব। সেটা আসলে আ কিভাবে করা যায়? এ বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দিতেন।
হু, হু। হু, হু। হু। হুম। হুম। হুম। হ্যাঁ, ইদানিং আসলে আমি দি যেটা দেখেছি বা অনেক খোঁজখবর নিলে দেখা যায় যে, জরুরি তহবিলের জন্য আপনি অনেক সময় হয় অনেক ব্যাংক বা অনেক ফাইন্যান্সিয়াল রিলায়েবল ইয়েগুলি অনেক সময় কিছু তহবিলের এই কাইন্ড অফ ফিক্সড ডিপোজিট এই টাইপের কিছু স্কিম থাকে আরকি। ওরা জাস্ট ভালো একটা ইয়ে দেয়, ইন্টারেস্ট দেয়। এখন এই জরুরি তহবিলের ব্যাংক টা হতে পারে ব্যাংকের এইসব স্কিম গুলো আপনি একটু অ্যানালাইজ করে দেখতে পারেন। যে কোনটা লাভজনক, কোনটা রিলায়েবল। এবং ওটার জন্য ওই সঞ্চয়ে সঞ্চয়ের জন্য আপনার যে নির্দিষ্ট অ্যামাউন্টটা লাগবে, আপনার চিন্তা করতে হবে যে ওই নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আছে, সেই অ্যামাউন্ট এর বাইরের যে খরচের মানে খাতটা, অবশ্যই আপনার ইয়ে করতে হবে। আপনি ওই নির্দিষ্ট অ্যামাউন্ট টা আপনি প্রতি মাসে অবশ্যই আপনার সঞ্চয়ের মধ্যে রাখতে হবে। যদি এরকম হয় যে অন্য কারো সহায়তা নিয়েও ১ ২ মাস আপনার কভার করতে হয়, সেই প্রক্রিয়াটাও আপনি চিন্তা করে মাথায় রাখতে পারেন আরকি। আর যেটা বললাম যে, আপনার চে চাকরির বাইরে যে কিছু অন্য এই ছোটখাটো আপনার স্কিল অনুযায়ী যদি ছোটখাটো কোনো কিছুতে এনগেজ হওয়া যায়, এবং ওখান থেকে কিছু টাকা আছে, তাহলেও দেখা যায় যে এটাও ওই যে অ্যাডজাস্ট এর বিষয়টা হয়ে যায়। এভাবে আপনি আসলে চিন্তা করে একটু হোমওয়ার্ক করে দেখতে পারেন। আমার মনে হয় না এভাবে ইয়ে অ্যা মানে আপনি যদি একটু ইয়ে করেন। তাহলে আপনার এই সমস্যা থেকে খুব দ্রুতই আমার মনে হয় আপনি উত্তরণ ঘটাতে পারবেন।
আচ্ছা। জি। হুম। আচ্ছা। হ্যাঁ। আপনার কথা শুনে আমি একটু আ মানে নিজের যে প্রশান্তিটা, আ সেটা কিন্তু অনুভব করতে পারতেছি। যে আসলে আমি আপনি যে পরামর্শগুলো দিলেন, সেভাবে আমি আগে কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। আ আমি এই আপনার যে পরামর্শগুলি আছে সেগুলি কাজে লাগাবো। এবং যে আমার অর্থনৈতিক যে উদ্বেগ গুলি ছিল নিজের ভেতরে আসলে যে বাজেট কিভাবে করবো, সঞ্চয় কীভাবে করব, সেই উদ্বেগ গুলি এখন অ্যা অনেকটা কেটে গেল। আমার যে হতাশাবোধ এবং চিন্তাভাবনা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আ সেগুলো আর নেই। আমি অনেকটা হালকা বোধ করছি, নিজের প্রতি। তো, অবশ্যই আমি আ চেষ্টা করব কীভাবে জরুরি তহবিল করা যায় এবং আ যে বিকল্প যে আ মানে শিক্ষা ব্যবস্থা যেটা বললেন আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য। অথবা বিভিন্ন ধরনের যে স্কিল গুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য। আ যদি আমি করতে পারি তাহলে আমার জন্য নিজের জন্য অন্তত পক্ষে খুবই ভালো হবে। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আপনার যে ভালো পরামর্শগুলি আছে শুনে আমি কাজে লাগাবো। আমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই আশায় ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে।
হু, হু। আচ্ছা। হু, হু। হু। আপনাকে অনেক ধন্যবাদ মানে ধৈর্য ধরে, আমার এই সমাধানগুলো শুনেছেন। এবং এতে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাইলে আমি কৃতজ্ঞ থাকব, আপনার প্রতি। তাছাড়াও এগুলি ধরেন অনেক কিছুই তো, শেষ নেই আরকি। অনেক সুযোগ বা অনেক মানে সমাধান অনেক কিছু তো পাওয়া যায়। আমার মনে হয় কোন না কোন উপায় বেরিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। ভালো থাকবেন।
জ্বী। আচ্ছা। হুম। অবশ্যই।